অ্যা বেশ অনেকদিন যাবত না, আমি একটা দুশ্চিন্তার ভেতরে পড়ে গিয়েছি এবং এই জিনিসটা না, প্রতিনিয়ত আমাকে আমার জীবনযাপনে প্রতিনিয়ত কাজের মাঝে অনেক রকমের বাধা সৃষ্টি করে দেয়। আবার দেখা যায় কি যে, শুধুমাত্র কাজের মাঝে, এমনটাও না। দেখা যায়, এর পাশাপাশি আমাকে মানে আমি যে একটু প্ল্যানিং করব, আমার যে একটু কিছু চিন্তা থাকবে, সব কিছুর ভেতরে না, এই রো এই সমস্যাটা তৈরি হচ্ছে। এবং দেখা যায় কি, এর ফলে না, আমি কোনো কিছু নিয়ে যে একটু ভাববো, সেখানেই দেখা যাচ্ছে যে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। অনেক রকমের আছে বিষয়ে দেখা যায় আমি পিছে থেকে চিন্তা করে না, মনে হচ্ছে যে, নিজের একটা শত্রু হয়ে দাঁড়িয়েছি নিজেই। মানে নিজের চিন্তাকে বাধা দিয়ে ফেলছি। এবং এই যে অনুভূতিটা যে আমার ভেতরে আসছে, এটা না খুবই মানে নিচে নামিয়ে ফেলছে আমাকে। নিচে নামিয়ে ফেলছে এই ক্ষেত্রে যে, মানে আমি এগোতে চাচ্ছি, অনেক কিছুই করতে চাই, অনেক আশা-ভরসা থাকে। কিন্তু দেখা যায় কি যে, সে প্রত্যাশাগুলো না পূরণ করতে পারছি না। নিজেই একটা বাধা হয়ে দাঁড়াচ্ছি। নিজের চিন্তাটাই একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। তো এই যে সিচুয়েশনটা থেকে যে আসলে কিভাবে বের হতে পারব, সেটাই আসলে বুঝে উঠতে পারছি না।
হু হু। আচ্ছা। হু হু। জি। হু হু। অউ বুঝতে পেরেছি। হু হু। না আসলে আপনার কথা শুনেই বুঝতে পারছি যে আপনি মানসিকভাবে অত্যন্ত বিষন্নতায় ভুগছেন। তবে আমি আপনাকে বলবো, আপনি এতটাও অ হতাশ হবেন না এবং এতটাও চাপ নিবেন না। তো আপনি যদি বিষয়টি আরেকটু খোলাসা করে বলতেন, ঠিক কি ধরনের সমস্যার অ্যা সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়ত? তাতে করে আমারও আসলে আপনাকে পরামর্শ দিতে সহজ হবে।
আ সি আসলে মূলত যেটা হয়েছে যে, মানে হতে আসছে এই পর্যন্ত এবং দেখা যায় এটা আমি অনেক আ মানে আগে থেকে তেমন realization আসেনি, বাট এই গত ৬ মাস ধরে না আমার এই realization টা যখন আসলো, এরপর হতে আমি কোনো কিছুই ঠিকভাবে করতে পারছি না। তো দেখা যায় কি, যে আমার যেকোনো জিনিসটি আমি একটু ভাবতে যাই, আমার না সেই ভাবনাটার ভেতরে না সর্বপ্রথম বা হচ্ছে গিয়ে যে ই মানে ভাবনাটা শুরু করার পরপরই না আমার কিছু negative চিন্তা চলে আসে, একটা নেতিবাচক কিছু আসলে চিন্তা ভেতরে কাজ করতে থাকে এবং দেখা যায় কি, যে এটা না আমার একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। যার ফলে না, আমি কোনোভাবেই না কোনো কাজে এগোতে পারছি না, কারণ যখনই কোনো একটা অগ্রগতি করার চিন্তা করছি, একটু এগোনোর চিন্তা করছি, দেখা যাচ্ছে কি আমার সেই চিন্তাগুলো, এই negative thoughts গুলো আমাকে পিছে টেনে রাখছে, আমাকে মানে এগোতে দিচ্ছে না এবং এই বিষয়টা না অনেক ক্লান্ত করে দিয়েছে আমাকে। দেখা যায় যে মানে যেকোনো, ছোট একটা কিছু ঘটলো বা ছোট একটা decision নিতে যাবো, দেখা যাচ্ছে যে, মাথার ভেতরে ওই negative চিন্তাভাবনা সাথে, সাথে মানে অ্যা মনে হয় কি যে একটা super power পেয়ে গিয়েছি যে, যেকোনো কিছু চিন্তা করার আগেই আমি সবকিছুর negative জি জিনিসটা বের করে ফেলতে পারছি। মানে এই জিনিসটা এতটাই আসলে হতাশাজনক হয়ে দাঁড়িয়েছে যে, আমাকে কোনো কাজ ঠিকভাবে করতে দিচ্ছে না। মানে একটা যে চিন্তা করবো বা কিছু একটা planning করবো, দেখা যায় এইযে ছোটখাটো করেই আমি অ্যাঁ গত সপ্তাহেরই আসলে একটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে গিয়ে যে, আমি চিন্তা করছিলাম যে, December চলে এসেছে, last এর দিকে একটু ছুটিছাটা থাকবেনে, আমি একটু ঘুরতে যাব। হ্যাঁ, এখন চিন্তা করেছি ঠিক আছে, তো কয়েকজন বন্ধু-বান্ধব মিলে ঘুরতে যাব। এর মাঝেই প্র সর্বপ্রথম যেই চিন্তাটা আমার ভেতরে আসছে যে, দেশের পরিস্থিতিটা ভালো না, ওখানে গেলে হয়তো আমার দেখা যাবে যে, কোনো একটা সমস্যায় পড়ে গিয়েছি, আমি হয়তো ওই জায়গাটায় আটকে যেতে পারি। এরপরে আবার হচ্ছে গিয়ে যে, আ উম দেশের ভেতরে নানান জায়গায় ভূমিকম্প হচ্ছে। তো ওখানে গিয়ে যদি আটকে যাই, তাহলে তো একটা সমস্যায় পড়ে যেতে পারি, আবার এর পাশাপাশি দেখা যায় কি যে ওখানে গেলাম, গেলে পরে এখানে যারা আছে বা কাকে, কাকে নিয়ে যাব, দেখা যায় যে যাদেরকে নিয়ে যাচ্ছি, তারা যদি কোনো একটা সমস্যায় পড়ে যায়, তখন কি হবে? মানে এইযে, হুট করেই কিছু, কিছু ছোটখাটো কিছু চিন্তা, যেগুলো আসলে মানে যেকোনো একজন মানুষ আমার কাছে যেটা মনে হয় যে, এরকম ঘুরতে গেলে পরে একটা ভালো লাগার একটা জায়গা থাকে, তাদের একটা আনন্দর জায়গা থাকে, একটা excitement কাজ করে। মানে আমার না সেই excitement টা আমি ভেতরে তেমন করে কাজ করাতে পারি। দেখা যায় এইরকম ধরনের কিছু না মানে negative thought গুলো আমাকে অনেকটাখানি consume করে ফেলে এবং আমার সেখান এ মানে সেই জায়গাটার ইচ্ছাটা অনেকটা খানিক আসলে কমে যায় সেই কাজটা করা থেকে।
হুম, হুম। ওকে। ওহো! হু, হুম। আচ্ছা। বুঝতে পেরেছি। হুম, হুম। উহুম। হু, হুম। হুম, হুম। উম, ‍জি। হু, হুম। আচ্ছা। হু, হুম। ওহো! হুম, হুম। আচ্ছা। বুঝতে পেরেছি। হুম, হুম। ও। জি, শুনে মনে হচ্ছে যে আসলে আপনি এই বিষয়টা নিয়ে অনেকটাই জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন এবং আপনার কথায় এটিও বুঝতে পারছি যে আপনি আ তো হয়তোবা কোন ছোটখাটো বিষয় নিয়েও অনেক বেশি overthink করে ফেলেন। তো যার কারণে হচ্ছে আপনার মধ্যে একটা আ বিরূপ প্রভাব ফেলছে এই বিষয়গুলি। তো এক্ষেত্রে আসলে আপনি যেটা করতে পারেন যে, আপনি ১ম এই লক্ষ্য করুন আ কখন এবং কোন পরিস্থিতিতে আপনার নেতিবাচক চিন্তাগুলো বেশি আসছে? হ্যাঁ, যখনই কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন বা নতুন কাজ শুরু করার কথা ভাবছেন তখন মনোযোগ দিন। চিন্তা কিভাবে ভীতির উৎস হয়ে দাঁড়াচ্ছে? সেটা কিন্তু আপনি চাইলে একটু একটা ছোট ডায়েরিতে একটু আ লিখে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার চেনাটা সহজ হবে এবং আ পাশাপাশি আপনি যেটা করতে পারেন যে, প্রতিটি নেতিবাচক চিন্তা নিয়ে একটু প্রশ্ন করুন যে, এটি কি সত্যিই ঘটতে যাচ্ছে? এটার কি কোনো প্রমাণ রয়েছে? নাকি আমি কি অতিরিক্ত ভয় করছি কিনা? হ্যাঁ, এভাবে করে একটু নিজেকে কিন্তু আপনি আ কিছু বাস্তব যাচাই করে নিজের চিন্তাগুলোকে একটু নিয়ন্ত্রণ করতে পারবেন। তো আমি আরেকটি বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে আপনি ঠিক আ কবে থেকে এই চিন্তাটা একটু বেশি অনুভব করছেন?
হু, হু। অ্যা হ্যাঁ। উহু। উহু। উহু। আচ্ছা। হুম, হু। উহু। হুম। হ্যাঁ, হ্যাঁ। আসলে, এই চিন্তাটা হচ্ছে গিয়ে যে, ৬ মাস হবে যে, আসলে এটা একটা মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে। আসলে ৬ মাস ধরে। আরাম দেখা যায় কি যে থাকে না কিছু সময় আ যে আপনি একটা negative একটা thought আসলো মাথায়, এর পরবর্তীতে সেই জিনিসটা আপনি ঘটতে দেখেছেন। তো তখন না সেই জিনিসটা সত্য হয়ে যায় আপনার কাছে। মানে ঐ যে একটা doubt-এর জায়গা থাকে না? আমার ক্ষেত্রেও না সেই একই রকম। আমি আগে একটু doubt-এর জায়গা থাকতো। তবে যখন এই বিষয়টা যখন আমি দেখলাম যে, ঘটে গিয়েছে, তখন না আমার মনে হচ্ছে যে না। আসলে এই জিনিসটা চিন্তা করাটা এতটাও হয়তো খারাপ না। হয়তো এটা আমাকে একটা মানে আগে থেকে প্রস্তুতি করার একটা জায়গা দিচ্ছে। একটু সময় আমি পাচ্ছি, একটা প্রস্তুতি নেয়ার। কিন্তু বিষয়টা হচ্ছে কি? যে এটা এগুলো না মাঝে মাঝে ঘটে। হ্যাঁ? সেইসব সময়গুলোতে না মানে অপ্রত্যাশিতভাবে যখন ঘটে, সেই জিনিসগুলো না হয় নিজেকে বোঝানো যায়। যে না বিষয়টা অপ্রত্যাশিতভাবে ঘটে গিয়েছে, এটার প্রস্তুত ছিলাম না। কিন্তু যখন হতে আমি এটার প্রমাণ পেলাম না? সেই হতেই না, আমি দেখছি, আমি প্রতিটা জিনিসের ভেতরে আসলে মানে automatically আসলে কিভাবে জানি ভাবনাটা ওই দিকটাই চলে যায়। ওই negative জিনিসগুলো মাথায় চলে আসে এবং কেন জানি আমি হয়তো এমনও থাকে যে আমি wait করছি। হয়তো এমন একটা অনুভূতি আসে যে, হ্যাঁ। আমি হয়তো wait করছি, কিছু একটা খারাপ একটা কিছু ঘটার। মানে এই যে মানে চিন্তাটাই আমার আসলে অনেকটা খানিক মানে, বদলে দিয়েছে এই যে এই negative thoughts গুলো। যে আমি আসলে সঠিকভাবে বা একটু শান্তভাবে যে একটা বিষয় নিয়ে একটু চিন্তা করব। সেটাই আসলে হয়ে উঠছে না এবং আ হ্যাঁ। তো আপনি আসলে যেভাবে বললেন, "যে ওই যে লিখে ফেলার যে বিষয়টা না", সেই বিষয়টা না আমার আসলে আগে কখনো তেমন করে মাথায় আসেনি। কারণ লেখালেখির তেমন একটা অভ্যাস নেই আমার কাছে। হয় কি? যে কিছু একটা হলেই না আমি ওটা নিয়ে এতটাই চিন্তিত হয়ে যাই বা কিছু একটা করতে করার আগেই এতটাই চিন্তিত হয়ে যাই, যে আমি যে ওখান থেকে কিভাবে বেরিয়ে আসবো বা এটা actually কিভাবে ই মানে একটা মানে অ্যাসিউরিটি র একটা জায়গা বের করা যায়, ওই চিন্তাগুলো আর এক মানে, পুরো blocked হয়ে থাকে। মনে হয় যে, না। ওই চিন্তাগুলো আসেই না, এমন একটা পরিস্থিতিতে যেয়ে দাঁড়াই।
ওকে। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। হুম। হুম, হুম। ওকে। হুম, হুম। ওকে। হুম, হুম। জ্বী। উহু, হুম। হুম, হুম। বুঝতে পেরেছি। উহু, হুম। না আসলে দেখুন, এই ক্ষেত্রে যেহেতু আপনি সবসময় কোনো একটা কিছু করার আগে অনেক বেশি নেগাটিভ চিন্তা করে ফেলেন বা আ নেতিবাচক চিন্তাগুলো করে থাকেন এবং সেই চিন্তাগুলোর বাস্তব কিছু প্রতিফলনও আপনি উপলব্ধি করেন, আপনার সাথে হচ্ছে। তো এই বিষয়টা না মানে যখন আপনার সাথে বারবার হচ্ছে, আপনি হয়তোবা এই বিষয়ের সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছেন এবং আপনার মস্তিষ্ককে কিন্তু আপনি সেভাবেই সেট করে রেখেছেন। তো যার কারণে হচ্ছে কি, যখন ভালো কিছু একটাও আপনার সাথে হতে যাচ্ছে সেখানেও কিন্তু আপনি ঠিক নেতিবাচক চিন্তা করেই বসছেন। তো এটা কিন্তু অনেক ক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস কমিয়ে ফেলবে এবং মানসিকভাবেও কিন্তু আপনাকে আ দুর্বল অনুভব করাবে। যেটা কিন্তু আসলে আপনার জন্য খুব একটা ভালো কিছু বয়ে আনবে না। তো আপনি যেটা করতে পারেন যে, আপনার আ যখনই নেতিবাচক কোনো চিন্তা মাথায় আসবে, আপনি এটার বিকল্প হিসেবে একটা ইতিবাচক চিন্তা মনে করতে পারেন, হ্যাঁ? ধরেন আপনি একটা ভালো একটা আ চিন্তা করলেন বা ভালো একটা বিষয় পরিকল্পনা করলেন। তাতে করে হবে কি, আপনার মাইন্ডটা কিন্তু ডাইভার্ট হয়ে যাবে এবং আপনি যেটা করতে পারেন যে, আপনি কিছু ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন বা আপনি তখন একটু ইনস্ট্যান্ট একটা ব্রেক নিলেন, হ্যাঁ? একটা মাইন্ডফুলনেস আ-আপনার ক্রিয়েট করার জন্য। তো সেটা কিন্তু আপনার মনটাকে তখন ইমিডিয়েট ভাবে আ থামাতে সাহায্য করবে এবং আপনি যেটা করতে পারেন যে, নতুন কোনো কাজ বা সিদ্ধান্ত নেওয়ার সময় আ ছোট, ছোট ধাপে এগোতে পারেন। আ ১ম এ শুধু ছোট অংশ বা সাধারণ প্রস্তুতি নিন এবং একসাথে যখন সব করার চেষ্টা না করে ধাপে, ধাপে আপনি এগোনোর অভ্যাস গড়ে তুলতে পারেন এবং আ পাশাপাশি আপনি আ সমর্থনমূলক একটা পরিবেশ তৈরি করতে পারেন। যারা আপনাকে উৎসাহ দেয়, সমর্থন করে এবং ইতিবাচক মনোভাব দেখায় তাদের সঙ্গে সময় কাটান। তাতে করে হবে কি, নেগেটিভ প্রভাব কমানোর যে একটা আ নেতিবাচক মানুষ বা পরিবেশ সে সেটা থেকে কিন্তু আপনি দূরে থাকতে পারবেন, হ্যাঁ? এবং আপনি আ আরেকটা কাজ করতে পারেন, একটা ছোট অনুশীলন। সেটা আ ধরুন দৈনিক ৫ থেকে ১০ মিনিট একটু এই যে অ্যা ব্যায়াম করা বা একটু শারীরিক কিছু আ স্ট্রেচিং, স্কিপিং এগুলো একটু করা, হ্যাঁ? বা ধনাত্মক আফারমেশন বা ছোট সাফল্যের প্রতি একটু মনোযোগী হওয়া এবং প্রতিদিন নিজের জন্য কিছু ছোট জয় বা পদক্ষেপ স্বীকৃতি দেওয়া। তাতে করে কিন্তু আপনার অনেকাংশেই এই নেতিবাচক চিন্তাগুলো থেকে বের হয়ে আসতে সাহায্য করবে। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে, এগুলা আপনার জন্য আ-আসলে প্রভাব ফেলবে বা এরকম কি চেষ্টা করেছিলেন আগে?
জি, জি। হ্যাঁ। জি। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। রা হু। আচ্ছা। রাই হুম। রাইট। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। রাইট। রাইট। বুঝতে পারছি। তা আগে এরকমভাবে না চেষ্টা করে দেখা হয়নি। তবে আপনি যে বললেন না যে যখনই একটা negative thought আসবে তখন আসলে সেটাকে একটা ইতিবাচক একটা চিন্তা থেকে আসলে একটু নিজেকে divert করার যে বিষয়টা না, এটা না আমার কাছে মনে হচ্ছে যে অনেক কার্যকারিতা নিয়ে আসবে। আর ছোট, ছোট করে যে চিন্তা করার যে বিষয়টা যে হ্যাঁ, একটা, একটা করে ধাপ যে চিন্তা করব। দেখা যেত কি যে মানে আমি আগে সবকিছু নিয়ে একবারেই আসলে চিন্তিত হয়ে যেতাম যে একটা জায়গায় ঘুরতে যাব, তো ঠিক আছে টিকিট কাটতে যেয়ে ঠিকভাবে পাবো কি পাবো না মনে তো হচ্ছে না পাবো। আবার দেখা যায় যে এর পরবর্তীতে বাস থেকে নেমে একটা যেই জায়গাটায় যেতে চাচ্ছি সেই জায়গাটায় পৌঁছাতে পারব কিনা, ওখানে কি কোন রাস্তায় সমস্যা হবে কিনা। দেখা যায় কি যে একটার পর একটা না চিন্তা আমার মাথার ভেতরে না মানে একটা chain-এর মতো চলে আসতো যে একটার পর একটা চল মানে একটার সাথে আরেকটা chain-এ চলে আসতো। তো এই ছোট করে বিষয়টা না আমার আসলে অনেক ভালো লেগেছে। আমার কাছে মনে হচ্ছে যে না আসলে এরকম ছোট, ছোট করে চিন্তা করলে পরে আমার আসলে এই সমস্যাটা আসলে অনেকটা খানিক, আ দূর হয়ে যাবে এবং আমার এই যে মানে এই negative জিনিসগুলো ধারা যে একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে সেটা আসলে অনেকটা খানিক বদলে যেতে পারে যদি আমি এর পাশাপাশি ও উ প্রতিটা সময় একটা ইতিবাচক যদি চিন্তা নিয়ে আসতে পারি। আসলে এই পরামর্শগুলো না খুবই কাজে দিবে আমার কাছে মনে হচ্ছে এবং আ আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর, সুন্দর কিছু পরামর্শ দেয়ার জন্যে।
হুম। জি। হুম, হুম। জি। ও বুঝতে পেরেছি। জি। কোন সমস্যা নেই। আমি আশা করছি আপনি এই বিষয়গুলো থেকে অতি দ্রুতই বের হয়ে আসতে পারবেন আপনার জন্য অনেক, অনেক শুভকামনা রইল ধন্যবাদ শুভরাত্রি।